আচ্ছা অ্যা আ একটা উদাহরণ আমি দিই। আমাদের অ্যা একজন হলো যে খুব মানে বড় মানে উম বম VIP বলতে পারেন, ঠিক আছে? Very important person যাকে বলি যে গুরুত্বপূর্ণ অনেক। তো এ সে হলো একটা দেশের মানে আ বলতে পারেন যে প্রধানমন্ত্রীর advisor। আমাদের দেশের না অন্য একটা দেশের। তো এখন তার সাথে আমি একটা project নিয়ে কাজ করছিলাম। তো যেটা হয়েছে তার আশেপাশে এমন অনেক বেশি লোক আছে যারা আসলে আ তার অনেক বেশি মানে প্রত্যেকটা জিনিসই হ্যাঁ, তে হ্যাঁ, মিলায়। তো দিন শেষে সে আমাকে একটা কথা বলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ? আচ্ছা। হুম। আচ্ছা। অর্থাৎ তার কথার কোনো প্রতিবাদ করে না বা আসলে তাকে কখনো আ হয়তো মিথ্যা হলেও হ্যাঁ বেশ, বেশ! পরবর্তীতে কি হলো?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর তার মানে সমীহ করে চলার চেষ্টা করে। জি, জি, জি, জি, জি। তো আমাকে আমা স হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরবর্তীতে যেটা হইলো যে আমার তো নির্দিষ্ট একটা কাজের সময় আছে, আমার তো একটা নির্দিষ্ট দায়িত্ব আছে। আমি আমার দায়িত্ব থেকে সব ঠিক মতো করেছি। কিন্তু আমাকে সে আরেকজনের কথায় এসে আমাকে বলা শুরু করছে যে, আমি নাকি আমার time মতো আমি কাজ করতেছি না। আমি তার এই জিনিসগুলা খেয়াল রাখতেছি না। আমি তাকে সরাসরি মানে আমি just লিখাটা দেখছি দেখে আমি হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ। আচ্ছা। অর্থাৎ আপনার বিরুদ্ধে তখন মিথ্যা অভিযোগ করেছে।
হ্যাঁ, আমি তাকে সরাসরি বলছি কি যে, "দেখেন আমার কথা ছিল" আমি তাকে আগের একটা conversation কে follow up করছি যে, "আচ্ছা দেখেন আপনার সাথে আমার ক উ হইছিল। An এখন আপনি যেহেতু এটার দিকে মনে হচ্ছে যে এরকম। আমি আপনাকে এটা নিয়ে ২য় কথা বলবো না। আপনি আমাকে এত টাকার already একটা balance send করে দিছিলেন। এটা nexst 2 weeks refund হয়ে যাবে।" Project half done কিন্তু costings already done an আমি তাকে বলছি যে, "আপনার costing নিয়ে চিন্তা করা লাগবে না। আমি আপনাকে full refund করে দিব। আপনার কাজ আবার নতুনভাবে অন্য কোথাও start করেন।" ঠিক আছে? Nice to have হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ? হুম। আচ্ছা। আচ্ছা। অর্থাৎ আপনি আপনার যে ব্যক্তিত্বের সঙ্গে আপনি একদমই আপস করলেন না। কারণ যেহেতু একজন আপনার বিরুদ্ধে আসলে মিথ্যা অভিযোগ করেছে এবং আপনি আসলে আপনার যে প্রত্যাশা ছিল বা আপনার যে সীমা, সেটা কিন্তু ধরে রাখলেন। তবে এইযা কি আপনার মনে হয় যে আসলে আপনার career আ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কখনো, কখনো এই ধরনের ঘটনা একটু ঝামেলায় ফেলতে পারে?
হ্যাঁ। হ্যাঁ। বাধা হতে পা কিন্তু এখানে সত্যি কথা বলতে কি আমি ব্যক্তিগতভাবে এই project টায় যদি এরকম হতো যে সে actually মানে মি চলে গেছে, আমি তাহলে মোটামুটি ৩ মাস আসলে আমার না খেয়ে থাকা লাগতো। কারণ ওই টাকার ভর করতে। কিন্তু যেটা ultimately হয় এতে, এতে যখন আ মানে আমি যখন এটা দেখাই, সে আমাকে sorry বলতে বাধ্য হয়। সে যে জায়গায় আছে খান থেকে sorry আসাটা কিন্তু খুব বড় একটা বিষয়। কারণ আ এ এ এইব এরকম powerful জায়গা থেকে মানুষরা নিজেদের ভুল স্বীকার করে না। ভুল হলেও করে না। তো সে একটা জিনিস
হ্যাঁ? আচ্ছা। হুম, হুম। আচ্ছা। অর্থাৎ সেও তার ভুলটা বুঝতে পেরেছে এবং আপনার যে আসলে সেটার প্রতি যে dedication সেটাও সে বুঝতে পেরেছে যে আপনি আসলে সত্য ছিলেন।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আর আমি তাকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।